সকালটা ভালোই গেছে <clears throat> আ গতকাল সন্ধ্যায় অনেক বৃষ্টি হয়েছে। আবহাওয়াটা ঠান্ডা ছিল। <chuckles> তো আবহাওয়া ঠান্ডা হইলে সচরাচর শুধু আমার না, সবারই একটা কাজই করতে মন চায়, সেটা হচ্ছে ঘুম। ঘুমাইতে মন চায়। <chuckles> তো আমার ক্ষেত্রেও আসলে এমনই হয়েছে।
আচ্ছা। আরে বাহ! আচ্ছা। হুম। অ্যা হ্যাঁ জি, একদম। আবার এর হুম। হুম। আপনি যে বৃষ্টির কথা বললেন, আমার এখানেও বৃষ্টি অ্যা বৃষ্টি হয়েছে। আজকে সারাদিনও বৃষ্টি আর weather report দেখি কালকেও খুব বৃষ্টি হবে। তো বৃষ্টি হলে একটা জিনিস হয় কী, আমার প্রকৃতি আমার অনেক সুন্দর লাগে। মানে পানি পড়ে, পড়ে, যে গাছপালা আ সবকিছু যে এটা আরও সবুজ, সবুজ লাগে না? এটা আমার দেখতে অনেক ভালো লাগে। তো আপনা আপনার কাছে কে মানে প্রকৃতির সৌন্দর্য আপনার জীবনে ঠিক কেমন অনুভূতি জাগায়?
রাতে অ্যা হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। অ্যা হ্যাঁ। অ্যা বিশেষ করে যখন রাতে বৃষ্টি হয়, আমার একটাই চিন্তাভাবনা থাকে যে, আজকে কালকে সকালে খুবই সকাল থেকে উঠা লাগবে। অ্যা একটু বাইরে ঘোরাঘুরি করা লাগবে। গাছপালাগুলো একটু দেখা লাগবে। মানে বৃষ্টি হলে গাছপালাগুলো এত সুন্দর লাগে এবং বিশেষ করে ওই গাছে যদি কোনো রকম কোনো ধরনের ফল থাকে, ওই ফলগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগে। তা আমিও আসলে বৃষ্টি হলে এটা দেখার জন্যে আরকি বের হই।
জি। আচ্ছা। <chuckles> জি। হুম। জি। একদম। <chuckles> হুম। <smacks lips> আবার বৃষ্টি হলে যে একটা আ কাঁদার একটা গন্ধ আসে, এটাও ম মজাই লাগে। আমার কাছে ভালো লাগে। তবে মাঝে, মাঝে, আবার খুবই বিরক্ত লাগে। মানে ভালো লাগে কখনো, কখনো। আবার কখনো, কখনো খুবই বিরক্ত লাগে। তারপরে যে দিনের যে প্ল্যানগুলা থাকে, অনেক সময় যেতে পারি না। তবে যাই হোক, আম পরিবেশ মানে প্রকৃতি, পরিবেশ আমার অত্যন্ত ভালো লাগে। মানে আমি আ খুবই একজন nature lover বলা যেতে পারে। <smacks lips> আ আমাদের এখানে বেশিরভাগই ঠান্ডা। এই ঠান্ডার জন্য আরকি উপভোগই করতে পারি না। আর snow তো ৬ মাস থাকে। snow-র জন্য মানে খালি সাদা। চারিদিকে যেদিকে তাকাই, সাদা, সাদা, বিরক্ত লাগে। আ মানে যখন দেশে ছিলাম, তখন একটা fantasy ছিল এই, এই snow নিয়েও। snow এই সেই। কিন্তু এখন হচ্ছে সবচেয়ে বাজে লাগে। snow মানেই সবচেয়ে বাজে লাগে আ মনে হয় যে কখন এই summer-টা আসবে। যে summer এসে গেছে প্রায় আগামী মাস থেকে summer শুরু আমাদের। মানে summer আসবে জি, বেড়াতে যাব, ঘুরতে যাব, মানে পার্কগুলাতে যাব। মানে খুবই মজার একটা বিষয়। আম আপনি শুনি আপনি যে শহর, মানে এই যে আম ঢাকা শহর হোক বা যে শহর হোক পরিবেশে আছেন, এই শহর ওত পরিবেশ থেকে প্রকৃতি খুঁজতে কোন দিকে যান আর সেই পরিবেশটা আপনার কেমন লাগে?
<chuckles> অ্যা হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। উম হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। উ <chuckles> উম হ্যাঁ, হ্যাঁ। <chuckles> অ্যা হ্যাঁ, হ্যাঁ। অ্যা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আ হ্যাঁ, হ্যাঁ। <chuckles> অ্যা অসাধারণ। <chuckles> ও! উ হ্যাঁ।

উম আসলে সব state এই সৌন্দর্য আছে। একেক স্টেট-এর একেক রকম। তবে যেমন, নিউ ইয়র্ক যদি বলেন, নিউ ইয়র্ক সিটি-টা তো খুব ব্যস্ত নগরী। মোটামুটি আ ইয়ার মতোই, ঢাকার মতো এবং আ নিউ ইয়র্ক সিটি-তে আমি যতবার গিয়েছি, জ্যামে আটকা পড়ার কাহিনী ঠিক বাংলাদেশের মতোই। তবে পার্থক্য হচ্ছে, বাংলাদেশের মতো পরিবেশ খারাপ না। মানে, আ এ মানে সুন রাস্তাঘাট আর কি জ ক্লিন, নিট এন্ড ক্লিন এগুলাই। আ চাকচিক্য, বড়, বড় যে skyscraper যেগুলো বলে, একটা শত তলা, ৮০ তলা বিল্ডিং। আ এই এইটাই, কিন্তু জ্যাম প্রচুর। ওরকম ১ ঘণ্টা, ২ ঘণ্টা, ৩ ঘণ্টাও জ্যামে আটকানোর, আমার কাহিনী আছে। এজন্য সিটি আমি লাইক করি না। জ্বী, কিন্তু নিউ ইয়র্ক স্টেট-টা কিন্তু এর this মানে state itself বাংলাদেশের মতো বিগ, আপনি যদি জেনে থাকেন। কারণ, মানুষ নিউ ইয়র্ক বলতে বোঝে, খালি নিউ ইয়র্ক সিটি, বাট নিউ ইয়র্ক স্টেট-টা হিউজ। আপনার জ্বী। আচ্ছা।
হ্যাঁ, হ্যাঁ। <chuckles> হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। <chuckles> ওহ সর্বনাশ! <chuckles> হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আমি জানি। হ্যাঁ, আপনার ইয়ে আছে, Brooklyn আছে। আ এ এ এ এই টাইপ এর অনেক সিটি আছে।
হ্যাঁ, জ্বী। Brooklyn সে সিটি-র মধ্যেই পড়ে। Brooklyn সিটি-র মধ্যে পড়ে বাট, আপনারা যে Albine আছে, আপনার আ ইয়া আছে, বা কি বলে এটাকে? আ বিভিন্ন জায়গা আছে। Lake george, আ অনেকগুলো জায়গা আছে। এটা বহু দূরে, দূরে, একেকটা মানে যেমন আল জ্বী।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আমি জানি মোটামুটি। হ্যাঁ, US সম্পর্কে আপনার আমার অনেক আইডিয়া আছে ভালো। <chuckles>
আপনি যেমন ধরেন, যেমন ধরেন আলবানি থেকে আপনার নিউ ইয়র্ক সিটির দূরত্ব, বা বাই কার ৫ ঘণ্টা। আবার, আমি যেমন জানি ঢাকা থেকে আম আমার দেশের বাড়ির দূরত্ব ৫, বাই কার, ৫ ঘণ্টা। আ মানে, উ কিন্তু দেখেন একই স্টেট এর মধ্যে পড়ে। তো এইটা আরকি। আ তো আপ আ আপনার মানে প্রকৃতির মাঝে গেলে, আপনার মন মেজাজের পরিবর্তন কেমন হয়? আর যদি, দেশের বাইরে যান তো, মানে ঠিক কোথায় যেতে পছন্দ করেন? পাহাড়, সমুদ্র, কোথায়?
হ্যাঁ, হ্যাঁ। <chuckles> হু, হুম। <hiccups> আমি যখন দেশের বাহিরে যাই, তখন আরকি, ১ম এ যেটা দেখি যে, ওখানকার প্রকৃতিটা কেমন।
জ্বী।